তো এখন হচ্ছে ধরেন যে এইযে, এইযে অফিসের যে কাজগুলা ঠিক আছে? অফিসের কাজের মধ্যে ধরেন যে আপনি কি এরকম অফিসে সবাইকে নিয়ে কোন ট্যুরে যান নাকি? বা হচ্ছে তাদেরও তো হচ্ছে যে যে একটু ঘোরাঘুরির প্রয়োজন হয়। অফিস ট্যুর এগুলা কি আপনি মেইনটেইন করেন?
হুম। জি আ হ্যাঁ এটা এটা ঠিক করা হয়। হ্যাঁ এটা করা হয় অবশ্যই স অফিসে রিফ্রেশমেন্ট করা হয় দ্যাখে দেখা যায় যে ওইটা আরো মনে করেন যে সবার মধ্যে একটা রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করে। দূরে কোথাও যাওয়া হয়, হয়তোবা কক্সবাজার যেমন আমার একটা আ বন্ধু আছে আ ও ও একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে আসছে। তো ওই ব্যাকগ্রউন্ডে থেকে আসার কারণে দেখা যায় যে আ কিছু, কিছু জায়গায় একটা <scoffs> ডিসকাউন্ট পাওয়া যায়, ছাড় পাওয়া যায় এবং ভালো, ভালো ভাবে ওটা ঘুরাও হয়ে যায়। আ কক্সবাজারে কিছু রিসোর্ট আছে আম সেখানে তো আ একটা ডিসকাউন্ট পাই আমরা গেলে তো বেশ ভালোভাবে কাটা যায় আমরা ছুটি নিয়ে চলে আসতে পারি। একটা রিফ্রেশমেন্ট চলে আসে সবার মধ্যে একটা রিফ্রেশমেন্ট চলে আসে কাজ করে পরে। এবং ও যার, যার আ ব্যক্তিগত জীবনে একটু সমস্যা থাকে ওগুলা শেয়ার করে এবং ওই অনুযায়ী ছুটিও দেওয়া হয়। আ এমন যে না আ তার অ মনে করেন যে স একটা পরি পারিবারিক সমস্যা হইছে তাকে জোর করে এখানে কাজ করানো হচ্ছে এরকম ভাও করে থাকি না কোন সময়। দেখা গেল যে ৪ঃ০০ বাজছে তারা একটা একজনের বাসায় একটা সমস্যা হইছে, বাবার সমস্যা হইছে। তাকে ছুটিতে দেওয়া হয়। তো একটা ফ্রিডম থাকে। তো ওই হিসেবে যখন মনে করেন যে তার প্রয়োজনের ক্ষেত্রে যে যে যেটুকু ভাবে প্রতিষ্ঠানে আছে তার পাশে। তো সেও বুঝে যে সে আগে আসে। আ যে প্রতিষ্ঠানের প্রয়োজনে সেও আগায় আসে, ওভাবে একটা মানে ওর মানসিকতা তৈরি হয়ে যায়।
হ্যাঁ, হ্যাঁ। <scoffs> আচ্ছা, আচ্ছা তাহলে তো বেশ ভালোই। আচ্ছা। হুম, হুম। আচ্ছা? আ অ্যা হ্যাঁ তখন আপনার প্রয়োজনও সে দাড়ায় আগায় আসে। আচ্ছা। না আপনি হচ্ছে যেভাবে মেইনটেইন করার চেষ্টা করেন শুরু থেকে বললেন। যে আসলে আপনি একটা মানে ছোট রুটিনের মতো তৈরি করেন বা আসলে হচ্ছে যে আপনি আপনার যে বিজনেসটা সেটা নিয়ে আপনি যেভাবে মেইনটেইন করার চেষ্টা করেন যে আপনার কাজ বা হচ্ছে আপনার পরিবারের মধ্য যে মেইনটেইন করার চেষ্টা করেন, এগুলো আসলে আমার ম এই যে মানে মনে হচ্ছে যে বেশ ভালোই, আরকি মানে আ বেশ ভালোভাবে মেইনটেইন করতে পারেন। এইজন এই বিষয়ে কথা বলে আসলে মনে হলো যে অনেক কিছু মানে বেশ ভালো লাগলো আরকি।
হুম। জি। হুম। হুম। হুম। ধন্যবাদ ভাই।